হুম। খুব সুন্দর কাজ করেছেন। আমার মনে হয় আপনি খুব সঠিক একটা decision নিয়েছেন এবং এই সিদ্ধান্ত দেখা যায় যে আমাদেরকে অনেকটাই আ ভালো রাখতে বেশ সহায়তা করে এবং আমার মনে হয় এই যে আ যে খাবারগুলো রয়েছে এগুলো আমাদের পরিমিত খাওয়া উচিত এবং আমরা অস্বাস্থ্যকর খাবার খাওয়ার মাধ্যমে দেখা যায় নিজেরাও আসলে অসুস্থ হয়ে যেতে পারি এবং এই যে আসলে যে বিষয়গুলো রয়েছে সুস্থ থাকার, এক্ষেত্রে খাবার কিন্তু খুব আ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে বলে আমার মনে হয়। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখা যায় যখন সুস্থ থাকতে চাইব তখন কিন্তু এই যে এই ধরনের যে খাবারগুলো রয়েছে এগুলোকে আমরা আরও সুন্দরভাবে কিন্তু নিতে পারি। এতে করে আপনি দেখবেন যে আসলে আমাদের যে বিষয়গুলো রয়েছে সুস্থ থাকার এগুলো আরও ভালো হয়ে উঠবে এবং আমরা দিন, দিন আরও আ সুস্থ হয়ে উঠব। অনেকেই আছে বাচ্চারা, অনেক বাচ্চারাই রয়েছে অস্বাস্থ্যকর খাবার খেতে কিন্তু বেশি পছন্দ করে। সেক্ষেত্রে আমি তাদেরকে suggestion দিব তারা যদি অস্বাস্থ্যকর খাবার না খায় সেক্ষেত্রে কিন্তু আমাদেরই আসলে ভালো। তো সেক্ষেত্রে আমার মনে হয় এই যে আসলে যে বিষয়গুলো রয়েছে এগুলো থেকে আসলে বেরিয়ে আসা উচিত এবং আমাদের দেখা যায় যে আ এই যে সুস্থ থাকার ক্ষেত্রে যেই আসলে খাবারগুলো নেওয়া উচিত, সেগুলো আমি মনে করি যে সতেজ এবং fresh এই খাবারগুলো নেওয়ার মাধ্যমে কিন্তু আমরা আরও বেশি সুস্থ থাকব। তো দেখা যাবে এই সতেজ খাবারগুলোই কিন্তু আমাদেরকে খুব সুন্দর protein দিচ্ছে। আ দেখা যাচ্ছে যে ভালো আসলে শক্তি দিচ্ছে। এতে করে কিন্তু আমরা সুস্থ থাকব। কি বলেন? আমাদের আসলে কোন ধরনের খাবারগুলো খাওয়া উচিত?
জি, জি। উ উ জি। জি। জি। জি। জি, জি, জি। জি, ভাই। জি। জি। জি। জি। জি। জি। জি। জি। জি। জি, জি, জি। উ জি। একদম। হ্যাঁ, হ্যাঁ।

হ্যাঁ, পুষ্টিকর খাবারগুলোই কিন্তু আমাদের খাওয়া উচিত। যত সচেতনভাবে আমরা খাবারগুলো খেতে পারবো, ততটাই কিন্তু বেশ ভালো হবে এবং আমার মনে হয় যে, আমাদের সবারই উচিত সচেতনভাবে খাবার-দাবার গ্রহণ করা, কেননা দেখা যায়, এই সচেতন হয়ে আমরা খাবার-দাবার গ্রহণ করলে আমরা নিজেরাই বেশি ভালো থাকতে পারি এবং আমাদের সবারই উচিত ভালোভাবে আসলে সচেতন হয়ে খাওয়া উচিত। কেননা দেখা যায় সচেতনভাবে খাওয়া-দাওয়া করলে, আমাদের স্বাস্থ্য ভালো থাকে। এতে করে কিন্তু আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকবে এবং দেখা যায় যখন আমাদের ওজনটা বেড়ে যায় ত তখন কিন্তু দেখা যায় বিভিন্ন ধরনের রোগ হয়। আমরা আসলে diabetes আক্রান্ত হতে পারি, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারি। তো দেখা যায় সে ধরনের সমস্যাগুলোকে এড়িয়ে চলার ক্ষেত্রে, আমার মনে হয় যে আমাদের সবারই উচিত আ যে খাবার-দাবারগুলোকে একটু বেছে, নিয়ম করে খাওয়া। এতে করে দেখবেন যে আমরা নিজেরাও আসলে আরও বেশি ভালো থাকতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। কেননা দেখা যায় দিনশেষে আমরা যতটা নিজেদেরকে ভালো রাখতে পারবো, ততটাই কিন্তু আমরা নিজেরাও বেশি ভালো থাকবো। তো সেইক্ষেত্রে, ব্যক্তিগতভাবে আমি অতিরিক্ত তৈলাক্ত খাবারগুলো একটু এড়িয়ে চলি এবং চিনি জাতীয় যে সকল খাবারগুলো রয়েছে, এগুলো এড়িয়ে চলি। আপনি দেখবেন, চিনি কিন্তু আমাদের শরীরকে আসলে দেখা যায় যে, আরও বেশি খেতে আ বাধ্য করে দেয়। তো সেইক্ষেত্রে আমি এই ধরনের খাবারগুলোকে এড়িয়েই চ
জি। হুম, জি। একদম। জি। জি। জি। জি, জি। জি, জি। জি, জি। জি, জি। জি, জি। জি, জি। জি। একদম। জি। জি, জি।
হুম।
আসলে এই যে চিনি জাতীয় যে খাবারগুলো রয়েছে, এগুলো কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর, ঠিক আছে? তো এই যে ক্ষতিকর খাবারগুলো আমরা কিন্তু বেশ খাচ্ছি। আপনি দেখবেন আমরা চায়ে অতিরিক্ত চিনি খাচ্ছি, ঠিক আছে? এ এব মানে বিসক মানে যেকোনো মিষ্টান্ন বেশ বেশি পরিমাণ খাচ্ছি। এগুলা কিন্তু আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর প্রভাব বয়ে আনে, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে কি, আপনি দেখবেন যে, এই চিনি কিন্তু আসলে আমাদের এ sugar level অনেক বৃদ্ধি করে ফেলে। এরপরে কিন্তু আসলে diabetes হয়ে যায়, ঠিক আছে। আবার অনেক সময় আমরা কি করি? অনেকেই ভাত খাওয়ার সময় অতিরিক্ত লবণ খাই, তাই না? এই যে লবণ, এটা কিন্তু আসলে আমাদের হাড় ক্ষয় করে ফেলে। তো এই বিষয়গুলো কিন্তু আসলে আমরা তেমন একটা গুরুত্ব দেই না, অনেকেই আছে, ঠিক আছে। তো এইক্ষেত্রে আমাদের কিন্তু অনেক সচেতন হতে হবে। ঠিক আছে। খাবার-দাবার এবং আ দেখা যাচ্ছে অনেক কিছুই maintain করে চলতে হবে। সুস্থভাবে জীবনযাপন করতে আসলে ভাই আ খুব আ দেখা যাচ্ছে খাদ্যাভ্যাসে খুব বেশি এ কি বলে নজরদারিতে রাখতে হবে। কারণ আমরা আসলে বর্তমানে যেভাবে আ চলাফেরা করছি আসলে এটা কিন্তু আমাদের সুস্বাস্থ্যর জন্য আ কাম্য নয়। ঠিক আছে? এগুলো কিন্তু আসলে দিন, দিন আমাদের body-র যে immunity system আছে আমাদের শারীরিক শক্তিকে দুর্বলতায় রূপান্তরিত করে দেবে। তাই না? এবং আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, এই যে অতিরিক্ত তেল চর্বি খাচ্ছি, এগুলো কিন্তু আসলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দেখবেন কমিয়ে দিচ্ছে। এতে করে কিন্তু আসলে আমরা দেখবেন অল্পতেই অসুস্থ হয়ে পড়ি।
আচ্ছা। হুম। আচ্ছা। জি। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। জ্বি। হুম। হ্যাঁ। একদম ঠিক। আচ্ছা। জ্বি। হুম। হুম। আচ্ছা। হুম। জ্বি। হুম! একদম। জ্বি। হ্যাঁ! জ্বি। হ্যাঁ। আচ্ছা। জ্বি।